আপনি এই যে চিড়িয়াখানার কথাটা বললেন, আসলে বর্তমানের চিড়িয়াখানাগুলোতে কিন্তু, অতটা পরিমাণ প্রাণীদের দেখা যায় না, যতটা আগে দেখা যেত। তো আপনার কি ওই চিড়িয়া ফু খানার, এমন কোনো প্রাণীর কথা মনে আছে? দা আসলে সচরাচর এখন আর দেখা যায় না চিড়িয়াখানায়?
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ওখানে গিয়ে আসলে আমি জিরাফ দেখেছিলাম। যেটা মানে আ আমার জন্য মানে ১ম এবং লাস্টে বলা চলে। এরপরে আমি বেশ কয়েকটা জায়গায় ঘুরেছি। এ্যা কিন্তু আসলে সে জিরাফ দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি। আ তো ওখানে গিয়ে আসলে আমি দেখেছিলাম। তো এটা বেশ মনে আছে। এরপরে ১ম যে কুমির দেখলাম, সেটা ওখানে গিয়ে দেখলাম। এবং এরকম আ আরো বেশ কয়েকটা প্রাণী ছিল, যেগুলো আসলে আমি ১ম সেখানে গিয়েই দেখি। এজন্য এটাও বেশ এ্যা স্মরণীয় হচ্ছে হ্যাঁ।
বাহ! হু, হু। হুম। আচ্ছা। মানে এই যে, যে, কুমিরগুলোর কথা বললেন, এই যে কুমিরগুলোর কথা, এগুলো কি মানে কোনো পুকুরে ছিল খোলা অবস্থায়? নাকি আসলে আ কোন ছোট ওযন আটকা জায়গার মধ্যে ছিল?
আ এটা ছোট আটকা জায়গার মধ্যে ছিল। সেরকম বড় কোন স্পেস ছিল না ওদের জন্য। তবে ওখানে পানিও ছিল। আ কিন্তু জায়গাটা বেশ ছোট ছিল। এছাড়া ওখানে গিয়ে আসলে আরো বেশ কয়েকটা প্রাণী দেখলাম। সেটা হচ্ছে ময়ূর দেখেছিলাম। আ আরো একটা অদ্ভুত জিনিস দেখেছিলাম সেটা হচ্ছে গিয়ে একটা আ বড় আ মানে, নী নীলতিমি। হ্যাঁ? একটা নীল তিমির হ্যাঁ নীল তিমির না, না, এটা তিমি না, অ্যাকচুয়ালি এটা নীল তিমির একটা আ মানে কঙ্কাল, সেটা ছিল। অনেক বড়, হিউজ বড় সেটা। একটা বড় একটা ঘরের ভিতর, সেটাকে সুন্দর করে আ ডিসপ্লে করা হয়েছিল। তো এটা দেখেও বেশ আ মানে অদ্ভুত লেগেছিল এবং অবাকও হয়েছিলাম আমি।
আচ্ছা। হুম। উহু, বাহ! নীল তিমি? আ! বুঝতে পেরেছি। হুম। উহু।

হ্যাঁ, হ্যাঁ। এটা তো অবশ্যই। কারণ আমি ইন্ডিয়াতে যত জায়গায় গিয়েছি, প্রত্যেকটা জায়গায় খাবারেরও ভিন্নতা ছিল। আ এখানে প্রত্যেকটা জায়গায় খাবারের বেশ ভিন্নতা ছিল যেটা অ্যা একদম বাংলাদেশের সাথে তো মানে মিলছিলোই না সম্পূর্ণরূপে। এবং দেখা যাচ্ছে যে ইন্ডিয়ারও স এ একেক এলাকার খাবারের মানে মান বা আ অ্যা টেস্টটাও আলাদা, আলাদা ছিল। রান্নার আ কৌশলটাও মানে একটুখানি ভিন্ন। যার কারণে অ্যা স্বাদেও খানিকটা ভিন্নতা চলে এসেছিল। তো এটাও মানে আ বেশ স্মৃতিতে আছে। এর কারণটা হচ্ছে গিয়ে যখনই আমি নতুন, নতুন জায়গায় যাচ্ছিলাম, এই খাবারের জন্য আমাকে বেশ মানে অ্যা ভোগান্তিতে পড়তে হচ্ছিল। কারণ নতুন খাবারটা আমি স্বাদ মানে ওরকমভাবে অ্যাকসেপ্ট করতে পারছিলাম না। আ কারণ আমি তখন বেশ ছোট ছিলাম, অনেক ছোট ছিলাম ক্লাস 3 তে পড়ি। আ তো অ্যা সেই সময়টায় গিয়েছিলাম। তো এই যে যে আসলে অ্যা খাবারের ব্যাপারটা নিয়ে আমার বেশ এটা স্মরণীয় হয়ে আছে। কারণ প্রত্যেকটা জায়গায় যখন আমি এরকম নতুন, নতুন খাবারের সাথে অ্যা মানে পরিচিত হচ্ছিলাম, আমাকে খাওয়ানোটা নিয়ে বেশ কষ্ট করতে হচ্ছিলো ফ্যামিলির সবাইকে। কারণ আমি খেতে চাচ <chuckles> তো এই ব্যাপারটাও আসলে বেশ অ্যা মানে মনে আছে।
হু, হু। আচ্ছা। হুম। ওকে। রাইট। হু। হু, হু। আচ্ছা। হুম। ফ্যামিলি সবাইকে, হ্যাঁ। <smacks lips> এটা বেশ স্বাভাবিক ব্যাপার। হুম। না এটা তো বেশ স্বাভাবিক ব্যাপার। আসলে উম বাঙালিদের বাঙালিয়ানা খাবারের বাইরে গেলে মানিয়ে নিতে একটু কষ্ট হবে। আরো আপনি বললেন যে আপনি অনেক ইয়ং ছিলেন তখন, তখন তো এটা থাকাটা বেশ স্বাভাবিক। তবে খাবারের বাইরে আপনার অ্যা মানে মালদার বাইরের দিকে যদি যাই, আপনি আরো তো কিছু জায়গায় ঘুরেছেন হয়তোবা। তো মালদা ব্যতীত এমন কোন জায়গা আছে যেখানে এমন কোনো আকর্ষণীয় ঘটনা ঘটেছে? বা এমন কিছু দেখেছেন যে আসলে এখনো আপনাকে ভাবতে বাধ্য করে কিংবা হচ্ছে বারবার আপনাকে ওইদিকে ফিরে যেতে ইচ্ছা করে?
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ প্রত্যেকটা জায়গায়ই কিছু না কিছু মানে মজার ব্যাপার ঘটেছে যেটাই সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। কারণ আ প্রত্যেকটা জায়গায় গিয়েই আমি বেশ মানে অদ্ভুত, অদ্ভুত কিছু আ সুন্দর, সুন্দর কিছু মুহূর্তের আ সা সাক্ষী হয়েছি। যে ব্যাপারটা আসলে প্রত্যেকটা জায়গার জন্যই মানে প্রত্যেকটা জায়গাকে মনে রাখার জন্য একটা বেশ অ্যা আ মানে কি বলবো? আ আ মানে একটা ই বহন করছে। প্রত্যেকটা জায়গা আ স স্মরণীয় করে রাখার জন্য একটা বেশ আ অ্যা হ্যাঁ। তো অ্যা এই দিকটা এ এই দিকটা বিবেচনা করে দেখা যাচ্ছে যে অ্যা আমি যখন অ্যা আমার মাসির বাড়িতে আসলাম, <smacks lips> ছোট মাসির বাড়িতে যখন আসলাম। তো সেখানে এসেও একটা মজার ঘটনা ঘটলো। অ্যা এ এটা ছিল হচ্ছে গিয়ে অ্যা কলকাতার দিকে।
আচ্ছা। উ হু। ওকে। স্মরণীয় করছে বা আপনাকে মনে রাখিয়ে দিচ্ছে। হুম। হু, হু। অ্যা অ এ কোথায় ছিল এটা? ছোট মাসির বাড়িটা?